কাজের জায়গায় না আসলে বেশ কিছুদিন যাবত, বেশ কিছুদিন না, বলা যায় যে বেশ কয়েকটা বছর ধরেই আমি আ একটা বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত, বলতে পারেন যে ভয়ের মধ্যেই আছি বা থাকি। অ্যা এ আ সেটা হচ্ছে যে আমি খুব একটু খোলা মনের। আ যে একটু যখন মানুষের সাথে কথা বলি তখন ঠিক মনে থাকে না যে আমার সহকর্মী এখানে আমার একটু limitation রাখতে হবে। অতটা খোলামেলা আলোচনা কর করা ঠিক না। তো দিনে, দিনে আমি দেখছি যে হ্যাঁ, বা অনেকেই বলছে এটা ঠিক না। কিন্তু আমি নিজেকে ঠিক এ সংশোধন করতে পারছি না। যার ফলে আমার অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই বিষয়ে একটু পরামর্শ চাচ্ছিলাম।
হু, হু। আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা। হু, হু। ও! জি, আপনার কথা শুনে বুঝতে পারছি যে আসলে আপনি একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি যদি একটু clear করেন যে আসলে এ এই ভয়টা আপনার কাছে কখন থেকে আছে বা আ কোন পরিস্থিতিতে বেশি হয়?
জি। হ্যাঁ, সেটা হচ্ছে একটা আ বেশ এ কয়েক বছর আগে এ একটা বিষয় আমার আ boss যিনি ছিলেন হ্যাঁ, তো তার একটা ত্রুটি আমি ধরতে পারি। ধরতে পেরে তার প্রমাণটা আমার হাতে থাকে। আর আমি just একটু জিজ্ঞেস করে চা যাচ্ছিলাম, দেখছিলাম যে স্যার সত্যি কথা বলেন কিনা। সে ত্রুটিটা খুব সামান্য ত্রুটিও না, অনেক বড়। চেপে গেলে কেউ জানতে পারত না। কিন্তু আমি জিজ্ঞেস করলে জানতে পারবে। এই যে বিষয়টা এই বিষয়টা আমি এ নিজের সাথে বা অন্যদের সাথে আলাপ না করেই ভাবলাম যে স্যারের কাছে সরাসরি জিজ্ঞেস করাই ভালো।
হুম। হু, হু। আচ্ছা। হু। হু। আচ্ছা। জি। হুম। আচ্ছা।
উনার কাছে জিজ্ঞেস কর করলাম যে, "স্যার আপনি এই কাজটা করেছেন?" বলে কি, "না।" আমি বলছি, "ভালো করে মনে করে দেখেন তো স্যার।" সরাসরি বলছি না যে আমার হাতে কিন্তু প্রমাণ আছে। আমি বলছি, "মনে করে দেখেন তো স্যার।" তখন বলছে যে, "আরে না!" আমি আমার নাম ধরে, "না, না, না, আমি করিনি।" তো ঠিক আছে। এবার এই যে আমি সরল মনে কথা বলি এতে আমার ২ ১ জন colleague এর সাথে আমার বলা হয়ে গেছে এবং তারা যে বলে দেবে অন্যদেরকে সেটা আমি বুঝিনি। আ তো হ্যাঁ, বলে দেওয়াতে উনার একটু সমস্যা হয়েছিল এবং দোষটা আমার ঘাসে ঘাড়ে এসে পড়েছিল।
জি। হু। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হুম। ও! বুঝতে পেরেছি, জি।
এরকম একটা ঘটনা থেকে আমি ১ম আ তার বুঝলাম যে না আমার একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। কিন্তু উ ওই যে নিজেকে ঠিক আ মানে control করতে পারে না যখন কথা বলি তখন দেখা যায় ব্যক্তিগত এরকম ছোট, ছোট অনেক কথা আপনাকে আমি বলতে পারি যে ব্যক্তিগত কথাও শুধু official না। যেমন ধরেন পরিবারের কথা। আমি আমার খুব সহকর্মীকে বিশ্বাস করে, বন্ধু মনে করি উ বলে ফেললাম একটা সমস্যার কথা। সেটা দেখা গেল যে এ খুব সহজেই একেবারে বাতাসের সাথে বাতাসের বেগে আরকি সবার কানে, কানে চলে গেল। তো অনেক সময় থাকে না কিছু দুর্বলতার কথা থাকে যেগুলো জানলে খারাপ লাগে। এ তো এই যে অভ্যাস আমার যে আমি একটু খোলা মনে মিশি এই খোলা মেশাতে আমি এখন রীতিমতো এমন হয়ে গেছে যে কখনো, কখনো একেবারে চুপ করে থাকি যে না কথা বলব কি বলব না। এতে না আমি এক ধরনের মানসিক চাপেও থাকি।
হু। জি। আচ্ছা। হু। হু। জি। আচ্ছা। হু, হু। হ্যাঁ। জি। আচ্ছা। জি। জি, আসলে আপনার আ কথাগুলো শুনে মনে হচ্ছে যেন আপনি খুব একটু মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আসলে আপনার আ চিন্তাগুলো এবং এই ধরনের বিষয়গুলো নিয়ে যেই চিন্তা আপনার যাচ্ছে, এটা আসলে খুবই স্বাভাবিক যে অনেক সময় এমন হয়ে যায় যে আ অনেক গভীরতম কথা বলে ফেললে অনেকের সাথে সেটা আসলে আ একটা খারাপ পর্যায়ে চলে যেতে পারে। তো আপনি কি এই বিষয়টি নিয়ে আরেকটু যদি আমাকে clear করে বলতেন যে আসলে কখন থেকে ঠিক আপনি এভাবে বলতে শুরু করেছেন বা আপনি আ স কোনো সময়ে সমস্যাগুলো বেশি face করেন?
এসম জি। এক একদম। জি, জি। উ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এটা তো ম মানে অনেকদিন আগে থেকেই মানে আমার বাসার সবাই আমাকে জানে যে আমি যখন কথা বলি মানুষকে অন্ধের মত বিশ্বাস করি। অন্ধের মত শুধু বিশ্বাস না এবং গড়গড় করে গল্প করতে থাকি। তো আমি যেদিন চাকরিতে join করতে যাই আমার husband আমাকে বলেছিলেন, "তুমি কিন্তু চাকরি করতে যাচ্ছ এটা মাথায় রেখো।" আমার একটু অল্প বয়সে বিয়ে হয়। উ তো "মাথায় রেখো এখানে কিন্তু বন্ধু হয় না সহকর্মীরা।" কিন্তু আসলে আমি দেখলাম যে মানুষ পাল্টায় না। তাই আমিও নিজেকে যেমন ওই কিছুদিন পরে সব বন্ধু হয়ে যাচ্ছে আমিও নিজের কথা বলতেই আছি, বলতেই আছি এবং এমন একটা মানে যখন যার সাথে মিশি ধরেন student life এ teenage এ তো অনেক ঘটনাই ঘটে। তো এরকম নিজের একটু ভালো লাগার কথা একজনকে বলে দিয়েছিলাম যে আমাকে আমার ভালো লাগত তা সে এই, এই বলেছিল। আমি সহকর্মী আমার। হয়নি সে আমার husband এর কাছে ঠিকই বলে দিল। হ্যাঁ? তো এ নিয়ে তো যতই হোক উনি আমাকে অনেক ছোটবেলা থেকে চেনেন বলে তেমন কোনো problem হয়নি। কিন্তু আমার মনের মধ্যে একটা এলো যে আমি ঠিক আমার আমি থাকতে পারছি না। আমি যেরকম খোলা মনে সব কথা বলতে চাই আ বলে ফেলি সেইটা আবার চাপতে গিয়ে হয়ে যাচ্ছে কি নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। যে এক এ নিজেকে প্রকাশ করতে পারছি না। প্রকাশ করতে গেলে মনে হচ্ছে যে কথা বলব, এই কথাটা কি বলা ঠিক হবে নাকি বলব না। এই কথা আ আজকেই ধরেন একটা প্র বিষয় নিয়ে আমি অনেক ভেবে আ সেটা আর আটকে রাখলাম যে বললামই না। এই যে আটকাতে গেলাম নিজেকে তখন কিন্তু আমি খুব মানে একটা মানসিক চাপে থাকলাম। সারাদিন ভীষণ একটা অশান্তি বা অস্থিরতার মধ্য দিয়ে কেটেছে আমার। তাই আমি চাচ্ছিলাম যে আমার আসলে কোন পথটা বেঁচে নেওয়া বেছে নেওয়া উচিত। যে কেউ যদি আমাকে একটু সঠিক পথ দেখাতেন আমি বোধহয় সেই পথে চলতে পারতাম।
জি। হু, হু। ও! জি। হু, হু। আচ্ছা। হু। জি। হু, হু। জি। ও! আচ্ছা, আচ্ছা। জি। জি। জি। আচ্ছা। জি। আচ্ছা। হু, হুম। জি। ও! <smacks lips> আসলে দেখুন, আ আপনি যেই আ বিষয়গুলো তুলে ধরেছেন আপনার কথার মধ্যেই কিন্তু উত্তর রয়েছে, যে আপনি চাচ্ছেন যে আসলে আপনি আ সবার সাথে খুব একটা খোলামেলা প্রকাশ করতে চাচ্ছেন না। কিন্তু আবার না চাইতেও হঠাৎ করে আপনি তাদেরকে বলে ফেলছেন বা আপনি তাদেরকে এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করছেন। তো সে থেকে অনেক সময় হচ্ছে কি তারা হয়তোবা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আ কিছু বলছে যেটা আপনি মানসিকভাবে নিতে পারছেন না এমন কোনো কিছু হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি আ পারেন যে আসলে একটা সীমাবদ্ধ তৈরি করে নিতে যে আসলে কারা মূলত আপনার আ জ কথাগুলো শুনে বা আপনার সময়ে আপনার ব্যাপারে অ্যা কারা আসলে খুব একটা সচেতন বা কারা আসলে আপনার খুব একটা ভালো চায় না। তো আপনি আসলে সেভাবে করে আ তাদেরকে একটু find out করে নিতে পারেন বা আপনি আপনার যেই বিষয়গুলো যে আসলে কোনটা বলা উচিত বা কোনটা বলা উচিত না তো এই বিষয়গুলো যদি আপনি একটু নিজেকে একটু self একটু note করে রাখেন যে না আমার আসলে এভাবে বলা উচিত না বা এভাবে বলা উচিত। তো সেইগুলা হয়তোবা আ ফলপ্রসূ হতে পারে। তো এভাবে কি কখনো চেষ্টা করা হয়েছে কিনা? জ্বি।
হু। জি, জি। উ হু, হু। জি। জি, জি। মানে এক হ্যাঁ, চেষ্টা করা উ জি চেষ্টা করেছি। বলা উচিত-তুচিত না সেটা তো এক বলছি যে, অম আমার যেটা আছে সবার সাধারণ কতভাবে বলে লাভ নেই। আমার যেটা আছে না, যে আমি আ খুব আ সত্যি কথা বলি একৎ একেবারেই এবং এই সত্যি একে তো খোলা মনে কথা বলি এটা যদি একটা দোষ হয় তো দোষ। সত্যি কথা বলি এটাও যদি দোষ হয় তো দোষ। এই সত্যি কথা বলার কারণেই দেখা যায় যে খোলা মনে আমি সত্যি কথা বলে ফেলেছি। সেটা অনেক আ বড়, বড় সমস্যা তৈরি করে আমার জীবনে, অন্য কারোর জীবনেও না। সেটা কেমন? আ ধরেন বন্ধুদের আ সাথে কথা বলছি। হ্যাঁ তো, অনেক সময় এইযে আমি খোলা মনে কথা বলি, বেশি কথা বলে ফেলি। এক বন্ধু আরেক বন্ধুর নামে বলল। বলার পরে সেইটা দেখা গেল যে ৩য় আরেকজন যে যেহেতু ৩ জনের আলক সাথে আলাপ হয়েছে একজন আমার নামটা use করে বলে দিল। আমি তখন আমার আমার সাথে যখন ফিরে আসে আমি বললাম যে, "আমিই তো বলিনি। কথাটা তো ওই বলেছিল। আমি তো বলিনি। তাহলে আমার আমি হ্যাঁ, আমি ছিলাম সেখানে। আমি শুনেছিও সেখানে। অনেক কথাই হয়।" তো এই কথা সবথেকে বড় কথা হচ্ছে কথা যে চালাচালি হয় এবং সেখানে আমি দেখেছি যে, আ মে বেশিরভাগ মানুষ না সত্যিটা কেমন ঘুরিয়ে-পেঁচিয়ে বলে। যেটা আমি বলি না। আমি খুব সরাসরি সত্যি কথাটা বলি। এই কারণে আমার সহকর্মীদের সাথেও আমার আ যদি বনিবনা বলি আমি আবার ভুলে যাই খুব দ্রুত। <chuckles> মানুষ কষ্ট দিলেও ভুলে যাই। সেটাও ঠিক আ মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমার সম্পর্কে নানান, নানান আ অপপ্রচার যদি আমি বলি সেটা হয়। আরেকটা হয় কি জানেন? এই সত্ত্বেও আ নিশ্চয়ই কাজের জায়গায় আমার কিছু দক্ষতা আছে যার কারণে আমার promotion-টাও কেউ আটকাতে পারে না। সেইটা একটা রাগ আছে মানুষের। আবার আমি খোলা মনে কথা বলে ফেলি। সেই কথাটাকে তারা কাজে লাগিয়ে আমার নামে অপপ্রচারও চালাতে থাকে অনেকটাই। তো এস এইগুলোই হচ্ছে আমার আ সমস্যা।
জ্বি, জি। হুম, হুম। আচ্ছা। জ্বি। হুম। আচ্ছা। জ্বি। আচ্ছা। হুম, হুম। জ্বি। ও! ও, আচ্ছা। জ্বি। জ্বি। আচ্ছা। জ্বি। আচ্ছা। ও আচ্ছা। হুম, হুম। জ্বি। জ্বি। জ্বি, বুঝ জ্বি, বুঝতে পেরেছি। আসলেই আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক straight-forward একজন মানুষ এবং আপনি আসলে আ যা কিছু আপনার সামনে দেখছেন মানে যেটা হয়তো বা favorable না বা যেটা বলা উচিত, সেটা আপনি আসলে খুব মুখের উপরেই বলে দেন। এটা অবশ্য একদিক দিয়ে খুব ভালো একটা দিক। যে আসলে আপনার মতো এরকম আ straight-forward মানুষ আসলে এটা প্রয়োজন পড়ে। কিন্তু অনেক সময় আসলে দেখা যায় কি দেখেন আসলে আ সবার তো সবাই তো আসলে আ ভালো জিনিসটাকে সহ্য করতে পারে না বা অনেকে দেখা যাবে <smacks lips> আ আপনার, আপনার যেই promotion বা আপনি যেটা বললেন যে আপনার সাফল্য দেখে হয়তো অনেকে ঈর্ষান্বিত করছে বা আপনাকে চাচ্ছে যে যাতে আপনি একটা ভালো দিকে না যান। তো এই বিষয়গুলো না অনেক সময় আ ignore করতে হয় বা মানুষের কথাগুলোকে আসলে অনেক সময় আ সেগুলোকে নিজের করে নিতে হয় না। তো কিছু, কিছু বিষয় আসলে <smacks lips> আপনি এ চেষ্টা করতে পারেন যে আসলে আপনার যে সাফল্য বা আপনার যেটা মন চাচ্ছে আপনি সেটাকে আসলে আপনি প্রাধান্য দিতে পারেন। যে আসলে এটা বলা উচিত এবং এটা করা উচিত। তো এই বিষয়গুলো নিয়ে আ আপনি আ চেষ্টা করতে পারেন যে আসলে সবসময়ই এটাকে ধরে রাখতে। পাশাপাশি আরেকটা বিষয় আপনি লক্ষ্য রাখতে পারেন যেহেতু আ যেই বিষয়গুলো যদি আপনি আ আপনার পরিবার বা আপনার আ কর্মক্ষেত্রে সেখানে বললে যদি কোনো একটা সমস্যা হতে পারে তো সেই বিষয়গুলো আপনি যদি আরেকটু find out করে আ সবার সাথে বিষয়টা আরেকটু দীর্ঘ পর্যালোচনা করে বলেন তো আশা করি এই বিষয়টি ও ফলপ্রসূ হতে পারে এবং আ সে থেকে আপনারও একটা খারাপ আ কোনো একটা record কেউ করতে পারলো না বা আপনিও তাদেরকে এই বিষয়টি আ তুলে ধরতে পারলেন বা আপনি আরও বিস্তারিত জেনেও বলতে পারলেন। এটা এভাবে কি চেষ্টা করা হয়েছে কখনো বা এভাবে কি আপনার কি মনে হ জ্বি।
জ্বি। জ্বি, জ্বি। একদম। জি। একদমই তাই। হুম। একদম। হুম। জি। হু, হু। জি। হুম। হুম, হু। জি। জি, জি। হ্যাঁ, আপনি হ্যাঁ আপনি অনেকটাই ঠিকই বলেছেন আরকি যে মা সেটা করি। সেটা হচ্ছে যে এখন থেকে যেটা ক আ চেষ্টা করি আরকি। সব সময় তো হয়ে ওঠে না, ভুলে যাই। ওই যে নিজের যে একটা স্বভাবগত অভ্যাস যেটা থাকে সেটা মধ্যে ভুলে যাওয়া যায়। তো আমার husband এর সাথে আমি প্রায়ই আলাপ করি। আ উনি আমার পরামর্শ দেন কিন্তু আমি নিজেই সঠিকভাবে চলতে পারি না। উনি তো ১ম দিনই বলেছিলেন আমাকে যে, "এখন কিন্তু তুমি student না। খোলা মনে জায়গা এটা না যেটা চাকরি করো যেখানে।" তো ঐ আপনি যে কথাগুলো বললেন আমি পরামর্শ নিই। একটু নিজের রাশ টেনে ধরার চেষ্টা করি মাঝে, মাঝে। আবার কেউ, কেউ বলে কিন্তু যে যে কথাটা আপনিও বললেন যে মন যা চায় তাই করো। কে কি ভাবলো না বললো অত কিছু বোঝার দরকার নেই। কাজটা ঠিকমতো করলেই হলো। তো সেই ক দিক থেকে ভাবছিলাম যে আপনিও একটু সেই রকমই পরামর্শ দিলেন। আ তাহলে মনে হয় এখন থেকে আর অত মানসিক চাপ অ থাকবে না। আপনি যে পরামর্শগুলো দিলেন এ সেগুলো মেনে চলার চেষ্টা করব। আবার নিজেকেও ঠিক রাখতে চেষ্টা করব। আ তো অনেক ধন্যবাদ আপনাকে। অনেকটাই মনে হয় স্বস্তির সাথে কাজের জায়গায় কাজ করতে পারব এখন। অনেক ধন্যবাদ।
হুম, হুম। জ্বি। জ্বি। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। জ্বি। জ্বি। হুম। জ্বি। জ্বি, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা করছি এবং আশা করছি আপনি যাতে এই বিষয়টি থেকে আরও শক্তিশালী হয়ে নিজেকে সামলাতে পারেন এবং আপনার দিনটি ভালো হোক। শুভ রাত্রি।
শুভরাত্রি, অনেক ধন্যবাদ।